হ্যাঁ, চাপমুক্ত একটা ফিল আসে আরকি। যে ঐ সময় যে স্ট্রেস টা থাকে ধরেন অফিসের একটা স্ট্রেস আছে বা বাসার স্ট্রেস আছে বা জীবনে অনেক স্ট্রেস থাকে আরকি। কিন্তু যখন দেখা যায় যে আমি আমার শখের কাজটা করতেছি, তখন কিন্তু ওই যে স্ট্রেস টা থাকে না। কারণ ১ টা জিনিস কি, যে শখের সময়টা যখন পার করি তখন মনে হয় যে না, এটাই আরকি মানে মজার মুহূর্ত আমার জীবনের। আর বাকি তো সব জীবিকার উদ্দেশ্যে বা বেঁচে থাকার উদ্দেশ্যে করতেছি। কিন্তু ঐটা দেখা যায় যে ঐটার জন্যই বেঁচে থাকতে চাই আরকি এরকম একটা ব্যাপার স্যাপার। আর আরেক আরেকটা জিনিস যদি বলি যে এইযে শখের জিনিসটা কিন্তু থেকে আমরা কোনো পারিশ্রমিক চাই না বা এরকম কিছু যেখান থেকে আ টাকা আসবে এরকম কিছু। আমরা কিন্তু চাই যে আমরা এই কাজটা করতে পেরেই খুশি। ঠিক আছে? এই কাজ থেকে পারিশ্রমিক বা কোন outcome তেমন একটা এক্সপেক্ট করি না। ঐ যে অনেকে জ্বি, জ্বি। অনেকে বলে না যে ই করে মানে এখান থেকে টাকা আসবে বা এরকম কিছু যে, "এখানে অনেক বেশি ফলন করো তাহলে ঐডা বেইচা ইনকাম করতে পারবা।" এরকম কিছু না, জাস্ট নিজে মানে উপভোগ করতে পারলেই হইলো যে অ সময়গুলা যে আমি স্পেন্ড করতেছি চাপমুক্ত রাখার জন্য নিজেকে, মানে খুবই দারুণ আরকি। আপনি বলতেছিলেন।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। আ হ্যাঁ। একদম ঠিক বলেছেন। একদ একদম। উহু। হ্যাঁ, আমি আসলে আপনার সাথে সম্পূর্ণ একমত। এটা আসলে আমাদের শখ থেকে আসে। এটা তো আসলে আপনি যদি ১ টা গাছ লাগান আপনি যদি অ ব্যালকনি তে লাগান বা ছাদের উপরেও লাগান এটা থেকে কিন্তু আমরা কোটিপতি হতে পারব না। তাই না? কিন্তু আমরা এই যে নিয়মিত পানি দিচ্ছি, তারপর হচ্ছে গাছের যত্ন নিচ্ছি। ১ টা ফুল দেখব বলে, ফল দেখব, ব বলে। এটা কিন্তু খাওয়ার জন্য না। কারণ খাওয়ার জন্য হলে যেটা বলছিলাম যে, আপনি কিন্তু বাহির থেকে ইজিলি কিনে নিয়ে আসতে পারতেছেন। এত কষ্ট করার কোন দরকার নেই। তাই না? এটা হচ্ছে আমাদের শখ। আমাদের ভেতর থেকে একটা ভালো লাগা। যে গাছ আমাদের একটা গাছ আমি নিজে যত্ন করে বড় করছি। এটা দেখবেন একটা অনেকটা ছোট বাচ্চাকে যেভাবে আপনি বড় করেন, আপনি যদি গাছকে ভালবাসবে ভালোবাসেন মনে হবে যে সেম ১ টা ফিলিংস আপনার ভেতরে আসবে গাছের জন্য।
জ্বী। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, অবশ্যই। অ্যা অ্যা হ্যাঁ, ইজিলি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> সেম, সেম ভাই। একদম, একদম, একদম মানে জিনিসটা দেখা যায় যে ১ বার ঐযে একটা পিচ্চি উঠছিল পিচ্চি উইঠা মানে কয়টা গাছে আরকি টব, টব মানে ভেঙে ফেলছে। তো আমি তো পুরা ফায়ার যে "অ্যা আমার ইয়া টব ভাঙছে।" মানে দেখা গেছে যে আমি যে আ কোন সময় রাগেও রাগও দেখাইতে পারি বা দেখা যায় নরমালি কিন্তু যদি এগুলা আমার গাছ না হইতো বা আমি যদি এরকম গাছের প্রতি এত ভালোবাসা না থাকত তাহলে কিন্তু আমার এই রাগটা উঠত না। বা আমি এরকম মানে Aggressive হয়ে একটা বিহেভ করতাম না। কিন্তু দেখা গেছে যে, উব গাছের প্রতি ১ টা ভালোবাসা এবং মায়া আছে দেইখাই কিন্তু আমার ১ টা কি বলে Aggressive mode আরকি অন হয়ে গেছে যে ইক "ওর ক্ষতি করবে কেন?" এরকম একটা ব্যাপার-স্যাপার Protective আরকি হয়ে গেছিলাম। তো জিনিসটা এরকমই যে শখের জিনিস মানে কি বলবো আম
আচ্ছা। উহু। হ্যাঁ। হ্যাঁ, একদম হ্যাঁ। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। শখের জিনিস আশি তোলা এককথায়। <chuckles>
হ্যাঁ আশ আশি তোলা। হ্যাঁ, আমি প্রাইস টা আরকি ব দিব্য বলছিমু কিন্তু এইযে আশি তোলা আরকি। তা
হ্যাঁ, শখের জিনিসের কোন প্রাইস নেই। এটা আসলে ম অন অনেকের কাছে মনে হতে পারে প্রাইসিং কিন্তু আমাদের কাছে কোটি টাকার থেকেও মূল্যবান। তো যাই হোক আপনার সাথে এই আমার অ অ গাছের গল্প করতে খুব ভালো লাগলো। এবং আপনার কাছ থেকে শুনেও আমার কাছে খুব ভালো লাগলো। তো আপনার সাথে আবার কথা হবে। আ আপনি ভালো থাকবেন।
হ্যাঁ, হ্যাঁ। এহ একদম, একদম। হ্যাঁ, হ্যাঁ। সেম, সেম, সেম। ইনশাআল্লাহ।